হু, হু, হু ঠিক, ঠিক, ঠিক বলেছেন। এবং আমার আসলে আ তার পরে
হুম। হুম, হুম। হু।
আমি অনেক কেঁদেছি আ যে ও কেনো এরকম পরিবর্তন হয়ে গেলো, আ কেনো আসলে কথা বলছে না, কেনো দেখা করছে না ওই সম্মানটা কোথায় চলে গেলো উ কিংবা আসলে ওই ভালোবাসাটা কোথায় চলে গেলো এগুলো ভেবেই কিন্তু আসলে আমার অনেক কষ্ট হয়েছে ২ বছর এবং দেখুন এখন আসলে আমার সাথে কথা হয় না, দেখা হয় না, তারপরেও কিন্তু আমি কথা ভাবি ওর জন্য আসলে কষ্ট হয়।
আচ্ছা। হুম, হুম। হুম, হুম। হুম, হুম, হুম। হুম, হুম, হুম। আচ্ছা, অবশ্যই। হুম, হুম, হুম। হুম। অবশ্যই আন্ডারস্ট্যান্ডেবল। হুম, হুম। হুম, হুম। হুম, হুম। হুম, হুম। অ ক লাগাই জরুরি। আসলে কষ্ট তো হওয়ারই কথা। কারণ আপনি আসলে আ সে আপনার জীবনের বড় একটা পার্ট ছিল। তো দেখা যাচ্ছে যখন এরকম একটা ডিসট্যান্স আসে তখন কিন্তু আসলে খুব কষ্ট লাগে। খুব মানে আমাদের কিন্তু জীবনটা চেঞ্জ করে ফেলে। তাই না? আমাদের পয়েন্ট ওফ ভিউ আমরা আগে যেভাবে আসলে লাইভ দেখতাম। সেভাবে কিন্তু আসলে আমরা দেখতে পাই না। যেমন আমার ক্ষেত্রে আমার বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষে আ একটা ফ্রেন্ড গ্রুপ ছিল। তাদের সাথে আসলে আমার ফল আউট হয় কোন একটা কারণে। তো ফল আউট হওয়ার পরে না আমার মানে মনে হয়েছিল যে আসলে আমি পু পুরো একা। এরকম টাইপের একটা ভাব যে আমি পুরোপুরি একা। আমার কেউ নেই। আ আমার এত ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম যে আসলে আমি কাউকে ট্রাস্ট ও করতে পারতাম না। পরের ফ্রেন্ড বানানোর ক্ষেত্রে আমার অনেক মানে ট্রাস্ট ইশ্যু তৈরি হলো আরকি। যে কাউকে ট্রাস্ট ও করতে পারলাম না। তারপরে দেখা যাচ্ছে আমি লেখাপড়া কনসেনট্রেট করতে পারছি না। আমার ফার্স্ট সেমেস্টারের যে রিসাল্ট ছিল আমার সেকেন্ড সেমেস্টার এ এসে এর থেকে অনেক বেশি ড্রপ করল। তো এইযে জিনিসটা নিজেকে কিন্তু আসলে মাঝে, মাঝে আসলে মানানো না গেলেই যে আমার মতো এইসব ঝামেলা হয়। 1st এর দিকে যেটা আমি আসলে ফেস করেছিলাম।
জ্বি। হুম, হুম, হুম। হুম, হুম, হুম। হুম, হুম, হুম। হুম, হুম, হুম। জ্বী, জ্বী। হুম, হুম, হুম। হু, হু। হু, হু। হুম, হুম। হুম, হুম। হু, হু। জ্বি, জ্বি, জ্বি। হুম, হুম। হু, হু, হু। ঠিক, ঠিক, ঠিক। ঠিক বলেছেন। হুম, হুম, হুম। হু, হু, হু। জ্বী জ্বী। হু, হু। হু, হু, হু।